Hello, শুভ সন্ধ্যা আপু কেমন আছেন?
Hello, আপনাকেও সন্ধ্যাকালীন শুভেচ্ছা। আমি ভালো আছি। আশা রাখছি আপনিও ভালো আছেন।
আও জি আমি তো খুব ভালো আছি আ এবং in fact আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে। সে বৃষ্টিতে আমি ভিজে ছিলাম, সাথে চাও খেয়েছি। <laughs>
বাহ! অ্যা হ্যাঁ। আহাহা! <chuckles> বাহ! দারুন। আমাদের এখানেও হয়েছে। আমি শুধু দেখছিলাম যে ভিজবো, ভিজবো। কিন্তু ভিজতে সাহস পাইনি।
তবে ভালো সময় কেটেছে। আ ১.৫-২ ঘণ্টা সময়টা অনেক ভালো ছিল। আর তো আমাদের এ যে এই বৃষ্টিতে ভিজতে, ভিজতে একটা যেময় সময়ে আমার মনে পড়লো যে এখন তো কর্মজীবন, আ তার আগে আমাদের শিক্ষাজীবন ছিল। তো ওই শিক্ষাজীবনের সময়টার কথা মনে পড়লো আর শৈশবের কথা মনে পড়লো যে আ স্কুলের ক্লাস bunk দিয়ে বা যখন টিচাররা আসতে পারত না বৃষ্টির কারণে, তা আমরা সেখানে অ্যা খেলাধুলা করতাম। তো অনেক কিছু মনে পড়ে যায়। আপনার কি এমনটা মনে পড়ে?
হুম, হুম। একদম। হুম, হুম। জি। হুম, হুম। আজ আমি এখনো শিক্ষাজীবনেই রয়েছি। স্কুলের গন্ডি, কলেজের গন্ডি পেরিয়ে এখনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা মধ্যেই আছি। অ্যা কিন্তু শিক্ষাজীবন
আমিও বিশ্ববিদ্যালয়েই আছি। তবে স্কুলের আর কলেজের থা আ কথা এখনও মনে পড়ে আরকি।
আচ্ছা, আচ্ছা। হুম, হুম। জি, একদম। স্কুল জীবনের সেই হচ্ছে যে স্মৃতি তো ভোলার নয়, তাই না? দেখা যায় যে শিক্ষার হাতেখড়ি আমাদের সেখান থেকে হয়েছে। যদি হচ্ছে বলতে চাই যে শিখেছি কিন্তু সেখান থেকেই ১ম। তো স্কুল তো ভোলার নয় কখনো। সেইখান থেকে পড়তে শিখেছি, আ আপনার শিখতে শিখেছি, লিখতে শিখেছি। আরকি বন্ধু-বান্ধব গড়তে শিখেছি, তাই নয় কি?
জি, জি। জি। হ্যাঁ। হয় সে তো অবশ্যই। জি।